হ্যা, হ্যাঁ। তাতো অবশ্যই। অবশ্যই, অবশ্যই। আমার একটা পরিচিত এলাকার রয়েছে বড় ভাই। আ বড় ভাই না আঙ্কেল হয়। হ্যাঁ বড় ভাই হয় সরি বড় ভাই হয়। তো তার ফ্যামিলি কে তো দেখা যাচ্ছে তাকে এমনভাবে ট্রিট করত। মানে সে ভালোই ছিল। মানে আমাদের সাথে ঘুরত আমাদের সাথে খেলাধুলা করত, সবই করত। আ এখন সে একটা মানসিকভাবে এমনভাবে বিপর্যয় হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে। মানে তার চলাফেরা আপনি দেখলে অস মানে আপনার নিজেকেই কষ্ট হবে যে একটা লোক আপনার সাথে সারাজীবন এতদিন ধরে চলতেছিল, কথাবার্তা বলতেছিল ভালো ভাবে খেলাধুলা করতেছিল আপনার সাথে। তো হঠাৎ করে দেখি সে এভাবে হয়ে গেছে। মানে তার ফ্যামিলি তাকে এভাবে বুঝে নাই বা তার ফ্যামিলি যে অনেকে বলে না গ্রামের কু কুসংস্কার রয়েছে ভাই আপনার। যে কোভিডের যে একটা চিকিৎসা রয়েছে সেটা কিন্তু গ্রামে করে। তো ও তারা এই রকম চিকিৎসা করতো ভালোভাবে চিকিৎসা করত না। বলত ভুত ধরেছে বা এরকম আরকি ব্যবহার করতো। তো তার ফলে কিন্তু দেখা যাচ্ছে আ সমস্যা এখন অনেক পর্যায়ে চলে এসেছে। তারপর তার আবার আর বিয়েও দিয়েছিল। তো দেখা যাচ্ছে আরো ওই বউটা আবার চলে যায়। আ আ তার মায়ের কারণে দেখা যাচ্ছে সংসারে অনেক অশান্তি শুরু হয়। তো তারপর থেকে আরো সে মানসিকভাবে এ ভেঙে পড়ে। তখন থেকে তার সমস্যাটা বেশি হয়ে যায়।
এ এবং জ্বি, জ্বি। হু, হু। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বী।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 আ হ্যাঁ। হু। আচ্ছা। হু, হু, হু। জ্বি, জ্বি। <chuckles> বুঝতে পারছি। বুঝতে পারছি। ওহ মাই গড! হ্যাঁ। হু, হু, হু। হ্যাঁ। এক্সাক্টলি ভাই ব্যাপারটা তাহলে দেখেন যে আসলে এই মানুষটার কিন্তু আসলে নিজের সমস্যার কথা আসলে কাউকে বুঝাই বলতে পারল না। তাই না ভাই? আ আমি আম যদি আমার দিকের অভিজ্ঞতার কথা বলি, আমি প্রায় সময় ভাই মানে অফিস থেকে যখন বাসায় আসি তখন তো হচ্ছে ধরেন বাসে আসতে হয়। ঠিক আছে না? বাসে আসি যখন তখন বাসস্ট্যান্ডে যখন দাঁড়ায় থাকি, তখন দেখি ভাই অনেককে যে উ ধরেন বাসায় যাচ্ছি যখন তখন কিছু লোককে দেখি যে তারা বার মানে একদম ফরমাল ড্রেস আপ। বুঝছেন ভাই? প্যান্ট শার্ট ইন করা মানে আ অফিসের ব্যাগ একটা মানে টিফিন ব্যাগ কাঁধে নিয়ে তারা হচ্ছে বাসস্ট্যান্ডে হচ্ছে বসে আসে। ওইযে কতগুলো সিট থাকে না যাত্রী ছাউনির। যাত্রী ছাউনির সিটের মধ্যে বসে আছে। বসে, বসে সে মানুষ দেখতেছে, এদিকে যাইতেছে ওদিকে যাইতেছে। তার মধ্যে কোনো মানে তাড়া নাই বাসায় যাওয়ার। আমি এরকমও দে দিন গেছে ভাই। আমি নিজে বাসায় গেছি। বাসায় যেয়ে আবার ওই একই যাত্রী ছাউনির সামনে আসছি দেখি যে রাতের ৮-৯ঃ০০ বাজে সে লোক বসে আছে।
জি, জি। <chuckles> একদম। জ্বি, জ্বি। জি। জ্বি, জি, জি। জ্বি, জি, জি। জ্বি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। ও। আচ্ছা। আচ্ছা।